আচ্ছা, আচ্ছা, বা এটা কিন্তু আসলে আ ঠিকই বলেছেন, যে, অনেক সময় দেখা যায়, বিশেষ করে যখন আ রাশ টাইম থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার আ মা এই যে, বে ঈদের সময় বা আ কোরবানির সময়, বা পুজোর সময়, তখন কিন্তু এইসব আ রাশ hour থাকে তখন কিন্তু এইসব অনলাইনে আসলে প্রোডাক্ট টা তারা দিতে কিন্তু অনেক দেরি করে ফেলে। তো ম এ এই যে, আসলে জিনিসটা হয় বা আ কখনো কি এরকম হয়েছে যে, অনেকের ক্ষেত্রে দেখা যায়, যে, আপনি যখন অনলাইন থেকে কেনাকাটা করছেন আ তারা আসলে পিকচার এ দেখাচ্ছে একরকম, কিন্তু আপনাকে যখন আপনি প্রোডাক্ট টা হাতে নিচ্ছেন, তখন দেখা যাচ্ছে পুরোটাই আসলে অন্যরকম একটা। তো এরকম কোনো সমস্যার আসলে সম্মুখীন হতে হয়েছিল কিনা আপনার?
জ্বী, জ্বী। আসলে। হু, হুম। আচ্ছা। হু, হুম। আচ্ছা, আসলে এরকম সমস্যার সম্মুখীন অনেক ক্ষেত্রে হয়েছিল। বিশেষ করে যখন আমি মানি একটা শার্ট আমার পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে আমি মানি আমি চিন্তা করলাম, যে, মানি আমার অফিসের জন্য শার্টটা ভালো হবে। তো সেটা এক রঙের শার্ট ছিল আরকি। তো আমি ভাবলাম এক রঙের যেহেতু শার্ট সেটার মধ্যে আর মানি তফাৎ বা কতটুকু থাকবে। তো আমি আসলে সেটা মানি সচেতনতার সহিত আসলে বিষয়টা দেখি নাই। কারণ দেখলাম যে, মানি যেখান থেকে অর্ডার দিচ্ছিলাম, সেখানে মানুষজন ভালো, ভালো রিভিউ দিচ্ছিল। তো সেটা দেখে আসলে নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস পাইছি, যে, আসলে সমস্যা নাই। প্রোডাক্ট তো ভালো হবে। সবাই যেহেতু ভালো বলতেছে
আচ্ছা। সেটাই। <chuckles> উব হ্যাঁ, ভালো হবে। জ্বী, জ্বী। মানে রিভিউ দেখেছিলেন?
তো সেটা যখন আসলে অর্ডার দেই হ্যাঁ, হ্যাঁ, রিভিউ দেখেছিলাম। তো পরবর্তীতে যখন অর্ডার দেই দেখলাম, যে, মানি ছবিতে ছিল একরকম, এবং আমাকে দিছে পুরো অন্যরকম একটা কলার। তো এটা দেখে নিজের মধ্যে একটু মানি বলতে গেলে, একটু খারাপ লাগা কাজ করতেছিল, যে, আমি আসলে অর্ডার দিলাম একটা, আমার হাতে চলে আসলো একটা। তো আমি তারপর এ থেকে এ মানি মানি প্রোডাক্ট টা আমি ফেরত দিয়ে দেই। কারণ আমি স্বাভাবিক যেটা অর্ডার দিচ্ছি সেটা যদি না পাই, সেটা তো আমার দরকার নাই। আ তো আমি পরবর্তীতে মানি রিফান্ড নেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তীতে আসলে তারা রিফান্ড দিলো। তো আমি এই বিষয়টার পর থেকে আসলে অনলাইন এ যে, কেনাকাটার বিষয় নিয়ে একটু সচেতন হয়েছি, যে, মানি এই প্রোডাক্ট টা আগে যাচাই-বাচাই করার আ বিষয়টা, সেটা কিন্তু আমি অনেকটা এখন গুরুত্ব সহকারে দেখি। এবং হঠাৎ করে দেখে যে, সিদ্ধান্ত নেওয়া, বা কোনো কিছু কিনে ফেলার বিষয়টা থেকে, এখন নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করি আরকি।
আচ্ছা। স্বাভাবিক। ও। সেটা যদি না পান, হুম, সেটাই। দারুণ ব্যাপার। বাহ! এটা কিন্তু শুনে বেশ ভালো লাগলো, যে, আপনি আ নিজের ভিতর বা আপনার নিজের ভিতর একটা সচেতনাটা এসেছে, যেটা কিন্তু আপনি আসলে দে কিছুটা নিজে আসলে আ ভুল বা ওইভাবে আসলে বুঝতে পেরে কিন্তু এই সচেতনাটা আপনার ভিতর এসেছে। তাই তো? তো আসলে যখন অনেক সময় কিন্তু দেখা যায়, যে, আপনি আ একটা প্রোডাক্ট আ ঠিকই কিনছেন, কিন্তু ম সে প্রোডাক্ট এর আসলে হয় কি? যে, আ এ যেমন আপনি বললেন যে, অনলাইন এ আসলে যখন রিভিউ দেখছিলেন, তখন কিন্তু ভালো, ভালো আসলে রিভিউ দেখছিলেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে, ওইরকম কিন্তু অনেক ফেক আ আসলে পেজ থাকে। তারা কিন্তু আসলে ওইরকমভাবে আসলে দেখে ইয়ে করে বা তারা আসলে ওইভাবে দাবি করে বা নিজেরাই আসলে আ কমেন্ট করে দাঁড়ায় যে, হ্যাঁ, এইটা ভালো, বা ওইটা ভালো। তো এ এরকম আ পেজগুলো থেকে আসলে কীভাবে সচেতন থাকার চেষ্টা করেন? বা এরকম আ পেজগুলো আসলে কীভাবে আপনি চিহ্নিত করেন?
হু, হুম। জ্বী, জ্বী। জী, জী। হু, হুম। <clears throat> জ্বী, জ্বী। <chuckles> জ্বী, জ্বী।

হুম। এটা কিন্তু আসলে ঠিক বলেছেন যে অনলাইনে কেনাকাটার মাধ্যমে কিন্তু খুব সহজে আসলে এইযে, অ্যা মানে সময়ে বাঁচানো যে একটা ব্যাপার, আ সেটা কিন্তু খুব সহজে আসলে হয়ে যাচ্ছে বা আ বাসায় বসে কিন্তু আপনি অনেক ধরনের আসলে অপশন খুঁজে পাচ্ছেন, যেটা কিন্তু মার্কেটে দেখা যায় যে আপনি হা অ্যা মানে ঘন্টার পর ঘন্টা আসলে হাঁটতে হচ্ছে, আপনি আ ঠিকমত আসলে অ্যা খুঁজে পাচ্ছেন না হুম, হুম, আ পাচ্ছেন না। এটা কিন্তু আসলে হয়ে থাকে। তো এইযে অনলাইনে কেনাকাটার দিয়ে কিন্তু আসলে অনেকে আবার একটু অসুবিধার সম্মুখীনও হয়। তো এরকম কোনো অসুবিধার আসলে সম্মুখীন আপনি কখনো হয়েছিলেন কিনা?
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। সময় অপচয় হচ্ছে। হুম, হুম। <chuckles> আচ্ছা, আসলে এমন অসুবিধার সম্মুখীন আমি একবার হয়েছিলাম। সেটা হচ্ছে যখন মানে ঈদের কেনাকাটা করার সময়। বিশেষ করে দেখা যায় না ঈদে একটা অ্যা মানে সবার জন্য বা পরিবারের জন্য মানে কেনাকাটার একটা তখন বলতে গেলে হিড়িক পড়ে যায়। যে আসলে কোথায় কিনতে হবে, না কিনতে হবে? তো একটা বিষয় দেখলাম যে যখন আসলে আমি আমার নিজের জন্য একটা জুতা পছন্দ হইছিল। তো আমি তখন ভাবলাম যে, যে "জুতাটা হয়তো অনলাইনে দিয়ে দিলে, সেটা ২-৩ দিনের মধ্যে চলে আসবে" এবং এই যে মার্কেটে গিয়ে যে কোনো কিছু একটা কিনবো, সেটা অনেকক্ষেত্রে মানে কমানো যাবো সময়টা বেঁচে যাবে। বিশেষ করে ভিড় তো অনেক বেশি থাকে, তো ভিড়টাও আসলে এড়িয়ে চলে যাবে। তো যখন আসলে আমি অর্ডার টা দেই, তখন আসলে দেখা গেল যে অ্যা মানে তারা আমাকে যখন বললো যে, "আপনি ৩ দিনের মধ্যে আপনি আপনি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন।" তো আমি দেখলাম যে সেটা ৩ দিন হচ্ছে আমি পাই নাই। ৪ দিন হলো প্রোডাক্টটা পাই নাই। তো আমি তাদেরকে বিষয়টা জানাই যে, আসলে আমি তো পেমেন্টটা করে দিছি। কারণ একটা বিষয় হচ্ছে, মানে আপনার পেমেন্ট টা কিন্তু আগে করে দিতে হইত। তো আমি সেটা করে দিলাম
আচ্ছা। আ হ্যাঁ, স্বাভাবিক। <chuckles> আচ্ছা, আচ্ছা। সময়টা আসলে বেঁচে যাব বাহ! হুম। <chuckles> ও! আচ্ছা। মানে অগ্রিম পেমেন্টের ব্যাপারটা আসলে হয়ে গেছিল।
ও পেমেন্টটা করে দিলাম। তো তারা পরবর্তীতে বিষয়টা বলল যে, "আমাদের সাইড থেকে যেহেতু ঈদের একটা সিজন চলতেছে, একটু ডিলে হচ্ছে।" তো ওইটা আমার ক্ষেত্রে একটু বলতে গেলে একটু হতাশা কাজ করলো যে, "আমি প্রোডাক্ট টা কখন পাবো?" তো দেখা গেল যে আমি সেটা ৪ দিন, ৫ দিন না। আমি সেটা আসলে মানে প্রায় ১ সপ্তাহ পর পেয়েছি। তো ওই বিষয়টা নিয়ে একটু বিড়ম্বনার স্বীকার হয়েছি অনলাইনের মাধ্যমে। এবং এটা থেকে একটু মানে সচেতন হওয়ার চেষ্টা করেছি আরকি তখন।
আহ! আচ্ছা, আচ্ছা। ও! <chuckles>